হ্যাঁ এটাই আসলেই আমি আপনার সাথে পুরোপুরি একমত। যে পরিবেশ থেকে যে একটা অ্যাসথেটিক একটা জিনিস থাকে। যেটা আমরা পেয়ে থাকি এটা আসলে কিন্তু কোনো জায়গায় পেয়া পাই না আমরা যেমন আপনি বলেন যে পরিবে আ মানে প্রকৃতিটা আসলে এতটা সুন্দর বা এতটা মুগ্ধ করে আমাদের। যারা হচ্ছে যারা একটু প্রকৃতিপ্রেমী বা একটু যারা একটু গাছপ্রেমী তারা আসলে এই জিনিসটা খুব ভালো বুঝবে।
না, না আসলে। একদম। একদম। আবার এই হু, প্রকৃতি কিন্তু হচ্ছে আরেকটা খুব গভীর একটা বিষয় আমাদের জ শেখায়। সেটা হচ্ছে এইযে নতুন জন্ম এবং হচ্ছে চলে যাওয়া। বা মি
তো এই জ উ হু, জ্বি। হু, হু। হু, হু। উ হু। হু, হু।